আ হ্যাঁ, বলা যায় যে, আসলে অনুমতি নেওয়ার ব্যাপারটা ঠিক আ নেই। তবে এখানে আপনার ছবি আপনি পোস্ট করবেন কিনা? সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে আ কিছু, কিছু, কর্পোরেটেড অফিস বা আপনার কিছু, কিছু, কিন্তু আ সরকারি গোপনীয় কিন্তু আসলে জায়গাগুলো আছে। তো সেই জায়গা গুলোতে কিন্তু আসলে অনুমতির দরকার আছে। কারণ তাদের যে তথ্য ব্যক্তিগত যেমন দেখবেন যে আ অনেক রুমে কিন্তু আসলে সিসিটিভি ক্যামেরাস পর্যন্ত অ্যালাও না। যেমন আ ব্যাংকের ক্ষেত্রে বিশেষ থাকে যে আব তা মানে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে একটা বড় ধরণের লেনদেন থাকে। তো আ একটা ঝুঁকির সম্ভাবনা কিন্তু আসলে থেকে যায়। তো ওই ক্ষেত্রগুলোতে কিন্তু আসলে ওই যে আ ব্যাংকের অফিসে বসে ছবিটা না তুলে আসলে যদি পে করা হয়। তাহলে ওটাই ভালো। আর টেরির ছবিটা তোলা হয় এ তারা কিন্তু আসলে চাইলে আরকি আ আইনি আওতায় নিয়ে আসতে পারে আরকি। আরা হয়েছিল কি অফিসে বসে ছবি তোলার কথা শুনে আরেকটা ঘটনা মনে পড়ে গেল। সেটা হল যে আ আমি আপনার আ যাইহোক কোন একটা আ সরকারি কনফারেন্স রুমে আসলে বসে ছবিটা তুলেছিলাম। আ তো সেখানের আ তা আমার ব্যাকগ্রাউন্ডে ছিল পরিবেশ বিষয়ে কিছু আ বিষয়ে আরকি পোস্টার ছিল। এখন, হ্যাঁ, হ্যাঁ, মানে ওই যে আ সরকারি ক্ষেত্রেই আ পরিবেশ বিষয়ক কিছু একটা ছিল। এখন ওইটার উপরে ভিত্তি করে আমাকে আ বলা যায় যে অনেকে ম্যাসেজ করে বসে যে congratulations মানে আমি কিন্তু আসলে তাদের চাকরি করি না। আমি তাদের <blows air> ওখানে বলা যায় যে, একটা জরুরি ভিত্তির মিটিং এ হুম জি, তো এখন কনফারেন্স টেবল এ বসে
জি, জি। জি হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। জি, জি, এটা ঠিক বলেছেন। হুম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, বলুন। আচ্ছা। পিকচার, পিকচার, ছিল জি, জি। হুম। মানে। <chuckles> গে হ্যাঁ, হ্যাঁ, বেড়াইতে গিয়েছেন, তাই না? কিন্তু এ এটা দেখে অনেকে মনে করছে আপনি হয়তো ওখানে চাকরি করেন, খুবই মজার বিষয়টা
<chuckles> হ্যাঁ। তো এখন আ ওইখানে আসলে তাকে ডিলামি করতাম না যদিও। তো আ যখন আসলে আমাকে congratulation দেয়া শুরু করে আমি তো আসলে দ্বিধায় পড়ে। যাই যে আ ভাই আমাকে আসলে কোন উপলক্ষে কংগ্রাচুলেশন দিচ্ছে এটা তো আসলে আমি বুঝতে পারছি না। বা অভিনন্দনটা কেন জানাচ্ছে? আ তো এখন বিষয়টা তখন আসলে জিজ্ঞাসা করি বলে যে আমাকে, বলে যে "চাকরি পাইলাম, মিষ্টি খাওয়ালো না।" তো আমি তো আসলে আকাশ থেকে পড়লাম ভাই আমি করি ব্যবসা। আমি আবার চাকরি ক কবে পাইলাম। <chuckles> তো পরবর্তীতে আমি আসলে যখন তাকে বলি যে, "ভাই আমি তো চাকরি করি না, আমি তো ব্যবসা করি। তো তা তুমি আসলে আমার চাকরির খবর কোথা থেকে পেলে?" তো বলে যে "তোমার একটা ছবি দেখলাম। আ একটা কনফারেন্স রুমে বসে তুমি আরকি আ কোন একটা ভাষণ দিচ্ছিলা বা কোন একটা মিটিং করছিলা।" তো ও আমি বলি যে "ভাই এইগুলা থেকে আসলে তোমরা এই ধারণা করো?" আরে ভাই
হুম, হুম। জি, জি, জি। হুম গা চা চাকরি কই পাইলাম <chuckles> জি। হুম। মানে ছবি দেখে ধারণা করাটা ঠিক হয় নাই? তাই না যেটা বলতে চাচ্ছেন আপনি?
আ একদম। জি ভাই। তো এটাই হলো ব্যাপার ভাই আরকি।

বুঝতে পেরেছি। সুন্দর কথা কিন্তু আপনি বললেন। অত্যন্ত সুন্দর কথা। তো আরেকটা ব্যাপার যদি আপনি একটু চিন্তা করেন যে, আপনি যেটা বললেন, ছবি আপলোড দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ? তো দেখা যায় কি? <chuckles> অনেক সময় হয় কি যে, আপনার কি এমন কোন ঘটনা মনে আছে? যে, আপনারা ছবি আপলোড করলেন। পরে মনে হইলো কি যে, ছবিটা আপলোড করা ঠিক হয় নাই। পরে আবার ডিলিট করে দিছেন। হ্যাঁ?
আর জ্বী। হ্যাঁ, হ্যাঁ। এম জ্বী। এম জ্বী। হ্যাঁ, একটা। আ হ্যাঁ, হ্যাঁ। এমন ছবিও হয়েছে, হয়েছে কি যে, আ একবার মজা করে আরকি ঐযে সমুদ্রের ভিতরে নেমে আরকি একটা ছবি তুলেছিলাম। তা ঐটা আমি মনে করেন যে, ঐখানে বন্ধুদের সাথেই আ মজা করে আপলোড করে দিই। বা বলা যায় ঐ যে, প্রোফাইল পিকচার এ আপলোড করে দিই। আর আপলোড করে দেওয়ার পরবর্তীতে যেটা হয়েছিল। আমার পুরো পরিবারের লোক আসলে আমার আরকি জানতো না যে, আমি আসলে আ কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছি। জ্বী। এখন যেহেতু আসলে তারা জানতো না এখন হঠাৎ করে তারা যখন আসলে দেখে আ ভাগ্যটা ভালো ছিল যে, আসলে আমার পরিচিত একজন বন্ধু দেখেছিল যে, আ মানে পরিচিত একটা বন্ধু বলতে, ঐ যে, থাকে না কাজিন তারপরে ফুফুর যারা থাকেন আরকি। আ সমবয়সী। তো তাদের মধ্যে একজন আসলে দেখে ফেলে। আ দেখে ফেলার পর পরবর্তীতে বলে যে, আরে তুই কক্সবাজারে কবে গেছিস? আমি তো তখন আসলে দ্বিধায় পড়ে যাই। যে, পা তুই কিভাবে জানিস যে, আমি কক্সবাজারে আসছি? তো তখন আমাকে বলে যে, তোর প্রো প্রোফাইল এ তো দেখলাম যে, আসলে ঐ যে, কক্সবাজারের ছবি। তো, আমি তখন থেকে বল তাকে বলি যে, আ তুই দেখছিস, দেখছিস আর যেন আরকি কাউকে জানাস বা দেখাস না। আমি এখনই ডিলিট করে দিচ্ছি ছবিটা। আ তো এটা করে কিন্তু আসলে সাথে, সাথে, ডিলিট করে দেই।
হুম। হুম। জ্বী। ঐখানে গিয়েছেন, জ্বী। জ্বী, জ্বী। জ্বী। জ্বী, জ্বী, জ্বী। জ্বী। জ্বী, জ্বী, জ্বী। <chuckles> হু, হুম। কক্সবাজার। জ্বী, জ্বী। <laughs> হ্যাঁ, হ্যাঁ। সুন্দর কথা। তার মানে হল যে, ঐ ছবি আপনি সুন্দর কথা বলেছেন। এ, এ এমন একবার আমার হয়েছিল। আপনি যেটা বললেন যে, একটা জায়গায় গিয়েছি, কিন্তু আমি তো কাউকে বলি নাই। এবং আমি ছবিও দি আপলোড করি নাই। কিন্তু আমার সাথে যে, গেছে, সে আবার একটা ছবি আপলোড করছে যেখানে আমিও ছিলাম। হ্যাঁ? পরে ঐটা তো দেখে আমাকে একজন বলল যে, কি ব্যাপার? ঐখানে দেখলাম ওর সাথে। অ্যা পরে আমি তড়িঘড়ি করি তাকে বললাম যে, ঐটা ডিলিট করে দাও।
হুম, জি। হুম, হুম। অ্যা জ্বী। উম জ্বী। হু, হুম। জ্বী।